একদম। ভাই ওই যে ওরা আরকি Clickbait এর যে এ জিনিসটা বলতেছিলাম, আমি যে দেখা যায় ওইযে আ পেল ওই যে CocaCola আর Mentos একসাথে একটা মিশাইলে মি মিশাই দিতেছে। কিন্তু রি পো ভিডিওর পরে কি হইতেসে, ওইটা কিন্তু দেখাইতেছে না। ওরা জাস্ট দেখাইতেছে এই যে ঢুইকা গেল কিন্তু Mentos টা ভিতরে। পরে যে বিস্ফোরণটা হবে বা পরে যে ঐ যে আ সবকিছু সব বাবলস গুলা বের হবে। ওইটা, ওইটা দেখায় না। ঐটা কিন্তু ভাই ওইযে ক্লিক করার পরে মানে, ক্লিক করার পরে ওরা আরকি সোয়াইপ করতে বলে যে, "সোয়াইপ নেক্সট, সোয়াইপ নেক্সট।" পরে সোয়াইপ করতে গিয়ে দেখি, ঘন্টা পার হয়ে গেছে। তো আমার মতে কি যে, আ ভবিষ্যতে কোম্পানিদের একটু উচিত, যে আমাদেরকে একটু প্রোডাক্টিভ হইতে দেওয়ার আরকি। একটু মানে ওইযে একটু উম আ ছাইড়া দে ভাই। অ্যা মানে <chuckles> আর কত আটকায় রা হ্যাঁ, <chuckles> ভাই এই যে ফুল ডায়ালগ আরকি। মনে পড়তেছিল না। তো এরকম যে ভাই এত আসক্ত করছে যে আমরা এখন আ এটাতে প্রতিনিয়ত আসক্ত হইতেছে। আ আমার মতে ভাই একটু লিমিটেশন যদি দিয়ে রাখতো, যে না যে, "তুমি, আজকে ছুটির দিন অনেক ব দেখে ফেলসো, আপাতত যা হোক, পড়তে বসো" বা <chuckles> এরকম যদি কোন একটা গুড মেসেজ দেয়, জি।
হুম। উহুম। হুম। আহ! ও ওটা আর দেখাবে না। হুম। <chuckles> হুম। <chuckles> ছাইড়া দে বাপ কাইন্দ বাঁচি, হ্যাঁ? <chuckles> উম। না। ব্যাপার হচ্ছে কি যে, লিমিট, লিমিট দেওয়া আছে। কিন্তু আমরা কি করি? লিমিট টা মানি না। দেখবেন যে রাত ১২ টা ১ টার পরে যদি আ YouTube খোলেন কখনো, তাইলে ওখানে নোটিফিকেশন আসে যে, "এখন ঘুমানোর সময়, ঘুমায়ে যাও। এখন আর দেইখো না।" কিন্তু আমরা কি করি? ওই নোটিফিকেশনটা ডিসমিস কইরা দিয়া, আবার দেখতে আরম্ভ করি। আসলে আমরাই মোটামুটি নিজেদের কন্ট্রোল করতে পারি না। তাই আরকি এটা হয়। আ তাছাড়া ইনফরমেশন ওভারলোড নামের একটা জিনিস আছে যে, আ এ একটা ইনফরমেশন থেকে যখন আমাদের প্যাশন থাকে, কোন একটা ই আ ইনফরমেশন এর উপরে। তো সেটা নিয়ে কোনো কিছু দেখা শুরু করলে, আমরা আরকি থামতে পারি না। যতক্ষণ না তার শেষ পর্যন্ত পৌঁছাই। সো আমরা নিজেরাই মোটামুটি নিজেদের পায়ে কুড়াল মারি, এবং ঘন্টার পর ঘন্টা এটা নিয়ে পড়ে থাকি এবং শেষমেশ দেখা যায় যে, আমাদেরই প্রোডাক্টিভ সময়টা হারায়া যায়। এরপর হায়-হুতাশ করলে তো আর সময়টা ফিরে আসবে না, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সা এ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ডিসমিস। একদম। এ জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আবার। এক একদম, একদম ভাই। যাই বলেন আজকে আপনার সাথে যেই বিষয়গুলো কথা বললাম, এক অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে। আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার আবারো কথা হবে আপনার সাথে। জ্বি, ভাই।
হু, হু। হুম, আশা করি আবার আপনার সাথে কথা হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কথা হলে, অবশ্যই উ অনেক কিছু জানতে পারবো।
জ্বি, ভাই। আ ততদিন পর্যন্ত ভালো থাইকেন ভাই।